অবশ্যই, অবশ্যই, একদম আপনি খুব সুন্দর বলেছেন ভাই। আমার কাছেও মনে হয় যে এইজন্য আমাদের ছোটবেলা থেকে এই ধরনের Inspiration দেয়া উচিত। এবং ভাই আপনি আরেকটা জিনিস দেখেন। আমরা কিন্তু প্রাইমারি লেভেল এডুকেশন বলেন বা আমি যতই মানে এডুকেশন লেভেলের কথা বলতে চাচ্ছি, আপনি দেখেন আমরা কিন্তু সবসময় তত্ত্বীয় সাবজেক্ট পড়ে থেমে যাচ্ছি। আপনি যেটা বললেন যে আমাদের কারিগরি শিক্ষা দেয়া হয় না। আমার মনে হয় আমরা পড়াশোনা করছি Ultimately কিন্তু শেখার জন্য না। আমরা পড়াশোনা করছি আ বলতে পারেন যে এক্সামে পাশ করে উইকলি জবে এন্ট্রি নেয়ার জন্য। রাইট? <laughs> তো আমার কাছে মনে হয় এই জিনিসটা আমাকে অন্যদিকে একটা জিনিসে অনুপ্রাণিত করছে যে আমাদের Actually এর বাইরে কিছু একটা চিন্তা করতে হবে। যেমন আমরা দেখেন ক্লাস ৯ ১০ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ভোকেশনাল এ পড়া যায়। রাইট?
হুম। হু, হু। হু, হু। হ্যাঁ। পাস করার জন্য রাইট। <giggles> হাফ। হুম। হু, হু। হুম।
আপনার কাছে কেমন মনে হয় ভাই? যদি ছোটবেলা থেকে কোন প্রাইমারি এডুকেশন টা শেষ হলো, তারপরে যদি তাদের টিচাররা স্টুডেন্টদের টিচাররা যদি থিংক করে যে, তাদের টোটাল Observation এর পর। ওরা ফিল করেছে যে আপনার এই স্টুডেন্টটা Actually তত্ত্বীয় কোন সাবজেক্ট পড়তে ইচ্ছুক না বা এটা পড়লে তার জন্য ভালো হবে না। তারা ওই স্টুডেন্টদের প্যারেন্টসকে সাজেস্ট করতে পারে যে, হ্যাঁ আপনারা আপনাদের চাইল্ডদেরকে আর হচ্ছে স্কুলে ভর্তি কইরেন না। আপনারা হচ্ছে কোন ভোকেশনাল Institute এ ভর্তি করবেন। এবং আমাদের ভোকেশনাল Institute হবে ওই হাই স্কুল লেভেল থেকেই।
উহুম। উহুম। উহুম। ভকেশনাল স্কুলে ভাই এই যে উহুম।